আমার না আগে প্রচুর পরিমাণ কবিতা লিখতে খুবই পছন্দ ছিল। কিন্তু আজকে যখন আমি বিকালবেলা মানে যখন ফ্রি ছিলাম আ দেখা গেলো যে অনেকক্ষণ হাঁটলাম। তারপরে বাসায় এসে বসে কিছুক্ষণ হচ্ছে আমি কবিতা লেখার চেষ্টা করছিলাম। তো আমি না লাইনগুলো লিখছিলাম কিন্তু আমার মধ্যে যে আগে একটা ফিলিংস কাজ করতো আমার কাছে খুব ভালো লাগতো, মানে মনে হত যে আমি খুব ভালো লিখছি, এরকম কোন ফিলিংস কাজ করছে না। আর মনে হচ্ছে যে একটা প্রেশার ক্রিয়েট করতেছি নিজের উপর যে আ আমাকে লিখতে হবে বা এমন কিছু। যদিও আমার মাইন্ড তখন খুবই ফ্রেশ ছিল। বাট তারপরও না আমার কোনোভাবেই এই আ কবিতা লেখার কাজটা আমাকে আনন্দ দিচ্ছিল না।
জ্বি। হু। আচ্ছা। হুম বুঝতে পারছি যে আসলে আপনার অ্যা আনন্দ না পাওয়ার কারণে basically আপনার খারাপ লাগছে যে এটা আপনার অনেক প্রিয় একটা কাজ। তো আপনি কি আসলে এমনি কবিতা পড়তে ভালো লাগে? নাকি আপনার শুধুমাত্র লিখতেই ভালো লাগতো?
জি। আম আমার আসলে ছোটবেলা থেকেই নিজে নিজে হচ্ছে কবিতা আ ছন্দে-ছন্দে মিনি মিলিয়ে মিলিয়ে লিখতে খুবই পছন্দ ছিল। দেখা যেত যে যখন আমার মন খারাপ থাকতো তখন আমি বসে বসে কয়েকটা কবিতা লিখে ফেলতাম। কিন্তু কবিতা পড়ার যে ব্যাপারটা না সেটা না আমার তেমন একটা পছন্দ কখনোই ছিল না। মনে হত যে আসলে আ অন্যরা যারা লিখে তারা হয়তো ছন্দের সাথে ছন্দ মিলাতে পারে না। আবার মনে হত যে কিছু কিছু কবিতা পড়ে যে এগুলো তো ইজি ওয়ার্ড ই না। তো এগুলো অন্য মানুষ কিভাবে বুঝবে ফিলিংস। মানে এমন কঠিন কঠিন কিছু ওয়ার্ড থাকতো আরকি। ছন্দ মিলত ওগুলোতেই কিন্তু কথাই বুঝতাম না। তো এর জন্য আসলে পড়তে আমার তেমন একদমই ভালো লাগত না। লিখতেই আমার আজীবন ভালো লাগতো। কিন্তু রিসেন্টলি এখন যখন চেষ্টা করছি তখন একটুও ভালো লাগছে না। নিজেরটাই ভালো লাগছে না।
হুম-হুম। okay। হু। Right। হু-হু। আচ্ছা। হুঁ বুঝতে পেরেছি। হুম বুঝতে পেরেছি আচ্ছা। তাহলে আপনার একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার আসলে অ্যাম কবিতা পড়তে না ভালো লাগলেও আপনি লিখতে খুব পছন্দ করেন। কিন্তু আপনার লেখার ভালো লাগার কারণ কী? মানে আপনি কোন জিনিসটা আসলে তখন উপলব্ধি করতেন, যে কারণে আসলে আপনার ভালো লাগতো।
আ কবিতা লিখলে তারপরে আমি দেখতাম কি যে আমি আমার লাইফ রিলেটেড ই হচ্ছে কবিতাগুলো লিখতাম। আ ছোটবেলায় হতো কি যে আমি ধরেন যেকোনো গেম যখন খেলতাম বা আশেপাশের যে পরিবেশগুলো দেখতাম সেগুলো নিয়েই না সুন্দর করে অনেক গুছিয়ে আ কবিতা লিখতাম যেগুলো হচ্ছে অন্যদের পড়তে দিলে তারাও খুব খুশি হতো বলতো যে না অনেক ভালো হতো। আর এখন যখন হচ্ছে গিয়ে আমি আজকে বাহির থেকে ঘুরে আসলাম তখন বাইরে অনেক সুন্দর সুন্দর আমি আ গাছপালা দেখলাম। অনেক সুন্দর একটা পুকুর দেখলাম। তো আমার মনে হলো যে এই রিলেটেড আমি একটা যদি একটা কবিতা লিখি আ তাহলে খুব ভালো হয়। কিন্তু আসার পরে না যখন আমি লিখছিলাম তখন কেন জানি মনে হচ্ছিল যে আ লাইন গুলো সুন্দর না। আমার মনে হচ্ছিল যে আমি আগে ছোটবেলা থাকতে যেরকম লেখার পর আমার একটা আনন্দ লাগতো যে মনে হত যে আমারটাই অনেক বেস্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আবার পাশাপাশি অন্যদেরও ব পছন্দ হত। এখন নিজের লাইনটা না নিজেরই পছন্দ হচ্ছে না। অন্যদেরকে আর কি বা দেখাবো। আর ২ টা লাইন মাত্র আমি লিখলাম। এই ২ টা লাইন তো অন্য কাউকে পড়ানোর মতও না। কারণ যদি তারা কোন কিছু নাই বুঝে তাহলে পছন্দ হবেও বা কিভাবে।
হুঁ-হুঁ। আচ্ছা। হু-হু। জ্বি। জি। হু। হুম আচ্ছা আচ্ছা। আপনি কি হচ্ছে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা আপনি কি আপনার এই যে কবিতা? কারণ একটা জিনিস আমি যে কারণে আসলে জিজ্ঞাসা করলাম এটা। এর কারণ হচ্ছে আপনি যেহেতু আসলে অনেক বড় হয়ে গেছেন, সাধারণত বড় হয়ে গেলে মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ ছোটবেলাতে আপনি আসলে যেভাবে প্রত্যেকটা জিনিস ভাবতেন বা আপনি বললেন যে জীবন থেকে আসলে কবিতা লিখতেন এখন বড় হয়ে কার যাওয়ার কারণে কিন্তু আপনি আসলে ওই ধরনের পজিশন এ নাই বা ওই ধরনের আসলে থিংকিং নেই। তো সোশ্যাল মিডিয়ার কথা যদি আমি জিজ্ঞেস করি, বলি আর কি সোশ্যাল মিডিয়া তে তো আপনার নিশ্চয়ই অনেক ফ্রেন্ড আছে, অনেক রিলেটিভ নিশ্চয়ই থাকতে পারে। আপনি আপনার এই ২ লাইন কবিতা আপনি যে ২ লাইন লিখেছেন শুধু এই ২ লাইন লিখে পোস্ট দেবেন আগে পরে কিছুই লিখবেন না। তারপর আপনি কমেন্ট বা মানুষের reaction এর অপেক্ষায় কিন্তু আপনি থেকে দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের ফিডব্যাক আসছে। যদি দেখেন যে অনেক মানুষ বলছে বাহ বেশ দারুন তো বা কেউ যদি বলে না এটা ভালো হয়নি। তখন কিন্তু আপনি সবার যে কমন যে ফিডব্যাক ভালো খারাপ আসবে এটাই কিন্তু এক্সপেক্টেড একটা ব্যাপার। আপনি শুধু অপেক্ষা করবেন যে কেমন রেশিও তে আসলে ভালো খারাপের মোর ইয়েটা আসছে, কে কিভাবে নিচ্ছে, তাহলে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন খুব সহজে যে আসলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো, নাকি আসলে ফিডব্যাক এর আ ব্যাপারটা আসলে কোন ধরনের আপনাকে বাধাপ্রাপ্ত করছে লেখার জন্য, যে আপনি দেখা যাচ্ছে যে চিন্তার বাইরে অন্য কিছু চিন্তা করছেন কিনা?
হু। হু। উহু। হু। হ্যাঁ। জি। হ্যাঁ। হুম। হু। হু। আম আসলে এভাবে আ আমি একবার চেষ্টা করেছিলাম যে আ যদি চ মানে যে যেটা বললেন আপনি যে ছোটবেলা তো আমাদের মাইন্ডসেট একরকম ছিল তখন অন্যরকমভাবে আমরা কাজকর্মগুলো করতাম। কিন্তু এখন বড় হওয়ার পরে হয়তোবা চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে না এই ২ মাস আগেও লিখতে ভালো লাগতো। তখনও আমি যেগুলো লিখতাম সেগুলো হচ্ছে গিয়ে বাকিরা সুনাম করত। কিন্তু রিসেন্টলি হ হল কি যে আ আপনি যে আজকের কথা যেটা বললাম যে ২ লাইন যেটা লিখলাম নিজের কাছেই না কেমন জানি আ লাগছিল। আবার পাশাপাশি এটা যে আমি কোন সোশ্যাল মিডিয়া আসলে আপলোড দিব সেটার মতও না। মানে নিজের কাছেই মনে হচ্ছে যে এটা যদি কেউ পড়ে তাহলে আমার উপর হাসবে। বা দেখে বলবে যে এটা কি লিখেছ বা কিছু। তো এইসব আমি আসলে কিভাবে ট্যাকল দিব বা আত্মবিশ্বাসটা কিভাবে নিয়ে আসব সেটাই বুঝতেছি না। কারণ আমার একদম সিওর মনে হচ্ছে যে আ এটা মানুষ দেখলেই মজা নিবেই। আর কেউই হচ্ছে গিয়ে সুনাম করবে না। তো এই কনফিডেন্স টা প পুরোপুরি এখন চলে গেছে আরকি যে আগে যে কনফিডেন্স টা ছিল।
হুম হু। জি। হুম-হুম। হু। জী। হু। আচ্ছা। ওকে-ওকে। বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে আপনার কনফিডেন্ট লেভেল এর জন্য অনেক সময় এমনটা হয়। আর আপনি কতদিন ধরে আসলে এই প্রবলেম টা ফেস করছেন? মানে আপনার যে ধরেন আপনি বলছেন বারবারই একটা জিনিস যে আপনার নিজের কবিতা নিজেরই ভালো লাগছে না। তো আপনার না ভালো লাগার কারণটা কি আপনি আসলে find out করতে পেরেছেন? বা আপনার কি আসলে কোন জিনিসটা এর মধ্যে থেকে মিসিং মনে হচ্ছে?
হুম। জি। আম আসলে আমি ২ মাস আগে হচ্ছে গিয়ে একটা কবিতা লিখেছিলাম। এরপরে না নানা কারণে হোক বা কাজে ব্যস্ত থাকার কারণে হোক আমার লিখতে বসার যে সুযোগটা সেটাই হচ্ছিল না। তো এখন ২ মাস পরে যখন হঠাৎ আমি লেখার চেষ্টা করলাম তখন মনে হচ্ছে যে আমার সব স্কিল হচ্ছে হারিয়ে গিয়েছে। আমি গুছিয়ে লিখে উঠতে পারছি না। আবার লাইন টু লাইন কিছু ম্যাচ ও খাচ্ছে না। তো এইজন্যই ম মনে হচ্ছে যে মানে অগোছল মনে হচ্ছে কবিতাগুলো দিখে দেখে মনে হচ্ছে যে পুরোই অগোছাল। সুন্দর লাগতেছে না নিজের কাছে। এটাও হতে পারে যে আমি এখন টেনশন বেশি করতেছি বা বেশি পারফেক্ট বানাবার চেষ্টা করতেছি, এমনও হতে পারে। কিন্তু তারপরও আমার তো আগে একবার লিখলেই হচ্ছে গিয়ে ভালো লাগতো। আমি সেটা আর বেশি চিন্তা করতাম না বা মানে ১ম লিখলেই হচ্ছে গিয়ে সেটা আমাকে অনেক আনন্দ দিত। কিন্তু এখন এত পরিমাণ চিন্ত কে চিন্তা কেন করতেছি সেটাই বুঝতেছি না।
হু-হু। জ্বি। হ্যাঁ। হু। Right। হু। জি। হ্যাঁ-হ্যাঁ। হুম বুঝতে পেরেছি। আসলে অনেক সময় হয় কি দেখেন, আ যেহেতু আসলে ২ মাস অনেক gap, তো আপনার যেহেতু প্রথমবারের মতো কিন্তু এই প্রবলেম টা আপনি ফেস করছেন, তো প্রথমবার ফেস করা মানেই আসলে সবকিছু চেঞ্জ হয়ে যাওয়া না। দেখা গেল আপনার জীবনে আসলে এমন কোনো বড় কোন পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা আপনি কিন্তু ভেবে দেখতে পারেন। যে যে কারণ অনেকটা কিন্তু আপনি আলরেডি বলেছেন যে আপনি ব্যস্ত জীবন পার করছেন। বিভিন্ন জায়গায় আসলে প্রবলেম ফেস করেছেন। আবার আপনি অনেকটা সময় দেখা যাচ্ছে যে পারফেক্টলি জিনিসটা লেখার ট্রাই করছেন। যে কারণে কিন্তু আসলে হচ্ছে না। এইজন্যই কিন্তু আসলে ওই যে সোশ্যাল মিডিয়া র মতো ট্রিকস কিন্তু আপনার কাজে লাগতে পারে। আপনি বলছিলেন যে অনেকে কিন্তু হাসাহাসি করতেও পারে বা ডেফিনিটলি করবে।
জি। হ্যাঁ। হু। হুম। হ্যাঁ। হু-হু। হু।
অ্যা এটা কিন্তু আসলে করলে করবে, কিন্তু অন্যরা কীভাবে নেবে, আপনি এই জিনিসটা বুঝবেন। আর এইজন্যই কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আপনি আগে পরে কিছু করবেন না। জাস্ট ২ লাইন লিখে পোস্ট করবেন। তাহলে কিন্তু বোঝা যাবে না যে কবিতাটা আসলে আপনিই লিখেছেন। না কোথা থেকে কালেক্টেড, নাকি সারকাস্টিক কোন কিছু। যদি আপনি এভাবে আসলে করেন না তাহলে কিন্তু আপনি একটা রিয়াল ফিডব্যাক পেতে পারবেন। এবং নিজের আত্মবিশ্বাসেরও কোনো হানি হবে না। যদি আসলে এটা খারাপ ভাবেই নেয় মানুষ। আর যদি দেখেন খুব মজার ভাবে নিচ্ছে, আপনি সেটাকেই কিন্তু আত্মবিশ্বাসী বা ধরেন আপনার শেখার একটা ব্যাপার হিসেবে নিতে পারবেন। নিয়ে দেখা গেল যে ওই ধরনেরই আরো কিছু আসলে কিন্তু আপনি পরবর্তীতেও পোস্ট দিয়ে ফেলতে পারেন। বা তারপরে আর ২ লাইন আপনি এড করে করে পোস্ট দিতে পারেন। এভাবেই কিন্তু আসলে আপনি নতুনভাবে শুরু করতে পারেন।
হুম। হু-হু। হু। হুম।
কেমন মনে হয় আপনার কাছে এভাবে কি আসলে করা যেতে পারে?
হ্যাঁ আ আসলে এভাবে নতুনভাবে যে শুরু করা একটা ব্যাপার বললেন যে আমার আত্মবিশ্বাস একটু নিজের উপর রেখে আ আমি যদি আপলোড দিয়েই ফেলি। তখন দেখা যাবে যে আ হয়তোবা পজিটিভ রিভিউ আসবে, হয়তোবা নেগেটিভ আসবে। কেউ হয়তো ভালোভাবে নিবে, কেউ খারাপভাবে নিতেই পারে। তো তারপরেও একটা রিভিউ তো আসবে যার কারণে হচ্ছে একটা নিজের মধ্যে আ বিশ্বাস অবিশ্বাস যেটাই আসুক না কেন কোন সমস্যা নেই। আমি দেখা যাবে যে কেউ যেটা বলবে যে খারাপ হয়েছে সেই ভিত্তিতে হচ্ছে আমি ওগুলো চেঞ্জ করে ঠিকঠাক করে ফেলতে পারি। আবার এক্ষেত্রে আমার আ নিজের যে আ আসলেও ভুল হয়েছে কিনা সেটাও দেখতে পারব। হ্যাঁ আমি আসলে এভাবে ভেবে দেখিনি। এখন মনে হচ্ছে যে এভাবেও ১ বার ভেবে দেখে ১ বার করেই ফেলতে হবে। ১ বার রিভিউ নিয়েই দেখতে হবে যে আ আদো কি খারাপ হয়েছে কিনা? নাকি আমার চিন্তার কারণেই মনে হচ্ছে যে আ সব খারাপ হয়ে গিয়েছে।
জি। হু। Right। হু। Right। হুম আপনি এটাই আসলে ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু জিনিস যেটা আসলে আপনার ছোটবেলায় ঘটেছিল। ধরেন আপনি ছোটবেলার কথা বলছিলেন যে আপনি কি সুন্দর করে কবিতা লিখে ফেলতেন। তা আপনার যদি মনে পড়ে আপনি কিন্তু ছোটবেলায়ও ১ বারে কিন্তু সাকসেস পাননি। ১ বারে কিন্তু আপনার ভালো লাগেনি। তখনও বেশ কিছু কিন্তু ব্যর্থতার মুহূর্ত ছিল। আপনি কিন্তু মনে করার চেষ্টা করে দেখতে পারেন যে তখন আপনি ওই ধরনের সিচুয়েশন গুলো কিভাবে আসলে হ্যান্ডেল করেছেন। যখন আপনার খারাপ লেগেছিল। সেইম কাজটা কিন্তু আপনি এখনো আবার ট্রাই করে দেখতে পারেন। অথবা দেখা যায় যে আপনি কিন্তু ম ছোট একটা ব্রেক নিয়ে নিতে পারেন। দেখা যায় মানুষের ভিড়ের বাইরে যেয়ে অজানা কোন এক জায়গা বা ধরেন কোনো একটা ন্যাচারাল জায়গাতে গিয়ে আপনি পরিবেশ দেখে দেখে কিন্তু আইডিইয়া নিতে পারেন, দিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারেন।
হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম-হু। হ্যাঁ আমি আসলে এভাবে ভেবে দেখিনি যে আ ছোটবেলায়ও তো আমি কয়েকবার হচ্ছে হেরে গিয়েছিলামই বলা যায়। তখন হচ্ছে কীভাবে নিজেকে গুছিয়ে নিতাম বা কিছু। আম দেখা যাচ্ছিল যে আমি এত পরিমাণ চিন্তা করছিলাম যে কেন সুন্দর হল না। হয়তোবা আমি পুরোপুরি আগ্রহই হারিয়ে ফেলেছি। এটা চিন্তা করতে করতে না আমার মানসিকভাবে ভেঙেও পড়ছিলাম। কিন্তু এখন আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে না আমি আবার ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে পারব। আমি আবারো হচ্ছে কবিতা লিখতে আমার পছন্দ হতে পারে। আবার যেটা বললেন দূরে কোথাও গিয়ে লেখার যে ব্যাপারটা সেটাও আমার আসলে করা দরকার। কারণ দেখা যাচ্ছিলো যে চিন্তার কারণেই আমি আগের স্কিল টা পুরোপুরি হারিয়ে আ ফেলার পথে চলে যাচ্ছিলাম। তো ধন্যবাদ আসলে এত সুন্দর সুন্দর আইডিয়া গুলো দেওয়ার জন্য। আমি অবশ্যই এভাবে একটু করে দেখব।
জী। হু-হু। জ্বি, কোনো অসুবিধা নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি এগুলো করে দেখবেন। আ আশা করা যায় যে আপনি সত্যি আপনার সেই হারিয়ে যাওয়া সুখের কাজ কবিতা লেখা আবার নতুনভাবে শুরু করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।